বিভিন্ন রকম যে, প্রযুক্তির ব্যবহার, তারপরে শিক্ষকদের প্রশিক্ষণ এবং আ শিক্ষাক্ষেত্রে যে, বিভিন্নভাবে বিজ্ঞানের ছোঁয়া, হ্যা? আধুনিকায়ন, এগুলোর ফলে কিন্তু ছাত্রদের অ্যাঁ কি বলব? পড়ার চাপটা কমে যাবে, ম্যানুয়ালি এবং তারা কিন্তু প্রযুক্তি নির্ভর যখন হবে, তখন আ এবং সি আ শিক্ষকদের যখন আরও বেশি প্রশিক্ষণের এ সহায়তা নিয়ে তারা যখন আ কি বলব? শিক্ষা লাভ করবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক উন্নয়ন আ আশা করা যেতেই পারে। আপনি কি মনে করেন?
জি। হুম। হুম, একদম। জি। হুম। একদম, আ আমি একেবারে একমত। আ আরেকটা জিনিস আমি একটা জিনিস পরিবর্তন করা, এখনও আমার মনে হয় বাংলাদেশে এরকমই চলছে, আমাদের সময় যেটা ছিল। আমার মনে এটা পরিবর্তন খুবই জরুরি। যেমন আমাদের সময় প্র্যাকটিক্যাল যেটা ছিল, ক্লাস 9-10 এর প্র্যাকটিক্যাল বিশেষ করে, আ আপনার তেলাপোকা কাটুন এবং ব্যাঙ কাটুন বা আপনার মাইক্রোস্কোপ হোক বা যেকোনো জিনিস হোক, সেটা প্র্যাকটিক্যাল খাতা ভরে, ভরে খালি বই দেখে, দেখে লেখা লাগত। এমন না? একচুয়ালি প্র্যাকটিক্যাল করে লেখা লাগে না কিচ্ছু। মানে ও ছবিটা ওরকম আঁকানো মানে, কত ঘণ্টার পর ঘণ্টা ধরে ছবিগুলো আঁকানো তারপর ইয়ে করা। আমার আমি এটা বুঝি না, এই ছবি আঁকানোর কি এমন গুরুত্ব আছে? এবং ওই যে, লেখাটা, বই দেখেই লেখা লাগছে। তো এটাতে কি হচ্ছে? আমার মতে এই জিনিসগুলা চেঞ্জ করা দরকার। প্র্যাকটিক্যালগুলো রিয়েলি প্র্যাকটিক্যাল হওয়া উচিত। পার স্টুডেন্ট সব প্র্যাকটিক্যালগুলো পরীক্ষা নেওয়া উচিত। তাদের লেখার দরকার নেই জিনিসগুলো। কি করল? স্টেপ বাই স্টেপ, শিক্ষকদের নিজের চোখে দেখতে হবে আসলে স্টেপ বাই স্টেপ কি করছে? মানে একচুয়ালি কি করছে বাস্তবে? এবং আ এবং আ প্রযুক্তির ব্যবহার যেটা মনে হয়, প্রত্যেক ক্লাসরুমে আমার মনে হয় প্রজেক্টর এগুলো এখন বর্তমানে আসা উচিত। আ মানে এই সুবিধাটা শিক্ষকদের থাকা উচিত যে, তারা যাতে কম্পিউটারের মাধ্যমেও জিনিসপত্র দেখাতে পারে, শেখাতে পারে। জি, আপনার কি মনে হয় যে, মানে, কি ধরনের পরিবর্তন শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রয়োজন? হু, হুম?
হু, হুম। আচ্ছা। হু, হুম। হ্যা, হ্যা, হ্যা, ঠিক বলেছেন। হু, হুম। হ্যা। হ্যা, নিশ্চয়ই। হ্যা। হ্যা। হ্যা, ঠিক বলেছেন। একদম চমৎকার বলেছেন। হ্যা। হ্যা, হ্যা, হ্যা। হ্যা। হু, হুম। হ্যা, নিশ্চয়ই, নিশ্চয়ই। দেখুন, প্রযুক্তিকে আসলে বাদ দিয়ে কিন্তু আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আসলে কল্পনাই করতে পারব না। তাই না? উন্নত বিশ্বের সব রাষ্ট্র কিন্তু প্রযুক্তিকে নির্ভর করে তাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গবেষণা, সবকিছুকে একেবারে কি বলব? হাতের মুঠোয় নিয়ে আসছে। সেখানে আমরা কেন নই? আমার মনে হয় যে, প্রযুক্তিকে আরও বেশি আ আমাদের হাতের নাগালে নিয়ে আসতে হবে। আমাদের শিক্ষকদের, আমাদের শিক্ষার্থীদের, সবার যেন একটা ভালো একসেস থাকে সেখানে। এর ফলে হবে কি? তারা কিন্তু হ্যা, হ্যা, নিশ্চয়ই।
একদম, উহু। জি, হুম। হুম। জি। জি, এবং আরেকটা কথা বলি? আম আমাদের মনে হয় যে, অ্যা প্লেজারিজম সফটওয়্যার যেটা বলে যে, এই যে, এখন যেহেতু স্টুডেন্টরা অনেক বেশি AI ব্যবহার করছে, তো ও ওইটার জন্য আমাদের এই সফটওয়্যার গুলো আমাদের প্রতি আমাদের সরকারের একটা বাজেট থাকা উচিত যাতে করে এটা ডিটেক্ট করতে পারে এবং এ যাতে মানে রিয়েল এডুকেশন টা আসে, যাতে এভাবে কপি পেস্ট টা না হয়, জি।
হু, হুম। হ্যা, হ্যা, হ্যা, চমৎকার! হ্যা, নিশ্চয়ই। হু, হুম। হ্যা। একদম চমৎকার বলেছেন। তো যাই হোক, আপনার সঙ্গে চমৎকার একটা বিষয় নিয়ে আলাপ হল। অনেক জানাশোনা হল। বেশ ভালো লাগল কিন্তু। তো আশা করি আপনার সঙ্গে আবার কখনো কথা হবে এবং আরও চমৎকার কোন একটা টপিকস নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিদায়। ধন্যবাদ।
হুম, জি। হুম, আমারও অনেক ভালো লাগলো। জি। অনেক ধন্যবাদ জি, অনেক ধন্যবাদ। আমারও অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং <clicks tongue> আশা করছি ভবিষ্যতে আবারও কথা হবে এবং আপনার দিনটা অনেক ভালো কাটুক এবং আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।